কেমন আছেন?
হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো আছি। আলহামদুলিল্লাহ আপনার দিন কাল কেমন যাচ্ছে?
হ্যাঁ, আমার দিনকাল ভালো যাচ্ছে। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে?
হ্যাঁ যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো।
তো পরিবারের অ্যা মানে সময়-টময় আ পরিবারকে কি যথেষ্ট সময় দিচ্ছেন তো? <chuckles>
<chuckles> হ্যাঁ, হ্যাঁ দেওয়া তো হয়ই। আর কি আ কাজের ব্যস্ততা তো থাকেই। তারপরে চেষ্টা করি যে সর্বোচ্চ সময়টা দেওয়ার।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আসলে পরিবাস পরিবারকে অ্যা সময় দিতে হবে। আমাদের যত ব্যস্ততাই থাকুক, আ সবকিছুর মূলে হলো আমাদের অ্যা পরিবার।
হুম। হ্যাঁ।
তো এটারে যদি আমরা সময় না দিই, আমরা যদি সবকিছু আব মানে সহনশীল আচরণ সবার সাথে বা সবার সাথে ভালোমন্দ বুঝা, ভালো দিক খারাপ দিক এগুলো আমাদের আ খোঁজখবর নেয়াটা আমাদের একান্ত কর্তব্যের ভিতরে পড়ে।
হুম। সত্যি, সত্যিই তাই। এবং আমার আমার, আমি চেষ্টা করি যে যথেষ্ট আ পরিবারকে সময় দিতে। বা তো আ বেশিরভাগ সময় দেখি যে পরিবারের ভিতরে আ একজন থাকেন কর্তা। যেমন আমার পরিবারের ক্ষেত্রে আমার বাবা কর্তা। তো আ বাবার decision এই আমরা একটু, বাবা এমন না যে বাবার decision ই আমাদেরকে মেনে নিতে হয়, তবে আমরা হয়তো বা আমাদের সাথে তিনি আলোচনা করেন। এবং আ তারপর আমরা হয়তো বা একটা মতামত দেই বা সেইখানে আমাদের একটা নিজস্ব মতামত শেয়ার করার একটা জায়গা থাকে। তো আসলে আমি ভাবছি যে এই যে আমাদের পরিবারগুলোতে আমাদের বা মানে ক মানে পরিবারের যে কর্তারা বা কর্ত্রী থাকেন, তাদের সাথে আমাদের যেই একটা মানে সুন্দর একটা সম্পর্ক, এই বিষয়টা যদি আসলে রাজনীতিতে থাকতো, তাহলে কিন্তু আমরা খুব ভালো ভালো নেতা পেতাম। তাই না?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
অবশ্যই। আসলে অ্যা নেতা, যে নেতা, নেতৃত্ব দেয়, নেতৃত্ব আর নেতা মানে নেতার নেতৃত্ব। তো আমাদের সমাজে ভালো নেতা আ যদি বুঝি যে ভালো একজন নেতা হইতে গেলে এ এটার কিছু বেসিক অ্যা গুণাবলী বা, বেসিক বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন: একটা নেতার অ্যা সততা
হুম। জ্বী। হ্যাঁ।
তারপরে সত্যনিষ্ঠা, হ্যাঁ? তারপরে আনুগত্য, তারপরে অধ অধস্তন প্রতি যত্ন নেয়া মানে যার অধীনস্তন। একটা নেতার অধীনস্থ যারা থাকে তাদের প্রতি যত্নশীল হওয়া। তারপরে অ্যাঁ তার অধীনস্থদেরকে বুঝা। হ্যাঁ? যেটা মনে
হুম। হুম। হ্যাঁ। অন্যের কথা শোনার একটা প্রবণতা।
হ্যাঁ, হ্যাঁ। প্রবণতা তারপরে মানুষের, তার অধীনস্থদের অ্যা সকল শ্রেণীর এ মানুষের কথাবার্তাকে সঠিকভাবে শোনা, মূল্যায়ন করা। তো এই জিনিসগুলো একটা নেতার ভিতরে থাকতে হবে। তো যদি এই জিনিসগুলো না থাকে, তাহলে ওই নেতৃত্বের নেতার নেতৃত্বের দাবিদার না। এবং সে সঠিক এবং ভালো নেতৃত্ব প্রদান করতে পারে না। তো
হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, ঠিকই একদম। আ এইযে আপনি যে বললেন মাত্র যে, এ "সততা বা, সা সত্যনিষ্ঠা," হ্যাঁ? তো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো না আ রাতারাতি হয়ে যাওয়ার মতো জিনিস নয়। এগুলো মানুষের পারিবারিক শিক্ষা এবং জন্মগত কিছু আসলে বৈশিষ্ট্য থাকে মানুষের ভিতরে যেমন হ্যাঁ।
হুম। হুম, হুম। না, না, না, না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জন্মগত কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হইতে হবে ওরকম হ্যাঁ? নেতৃত্ব আসলে এ এটা হুট করে উঠে আসে না। নেতৃত্ব তৈরি করতে হয়। নেতৃত্ব দান কাটতে হলে নিজের নিজের আমি যদি একটা নেতা হয়, আমি যে নেতৃত্ব দিবো আমাকে সেই ধরনের যোগ্যতা, সেই ধরনের দক্ষতা থাকতে হবে। যে আমি যখন নেতৃত্ব প্রদান করি, আমার নেতৃত্ব হ্যাঁ, আমার ১০ জন যেন আমার পিছনে আসে বা, আমার কথা শোনে বা, আমার নেতৃত্বের পালন করতে হবে। তবে নেতা আর নেতৃত্ব দান কালে সবসময় একটা নেতাকে মনে করতে হবে যে এ আসলে আমরা এরকম নেতৃত্ব আমি দেখি নাই, এমন নেতা দেখি নাই। এমন নেতা আমাদের সমাজে খুম খুব কম। আমাদের বর্তমান
হ্যাঁ। অ্যা একদম। হুম। হুম। হুম। আর ১০ জন আমাকে শুনবে। হ্যাঁ। হুম। আসলে আমি য এখানে যদি আমি যুক্ত করতে চাই যে, অ্যা এইযে দেখেন নাই বললেন। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি? আমাদের নেতাদের ভিতরে আমরা দেখেছি যে আম যে নেতা হয়, তার ভিতরে কিন্তু সেবক হওয়ার একটা এব এ ইচ্ছা থাকে না। সদিচ্ছা থাকে না। তার ভিতরে এমন একটা কি? যে আমিই সব। আমিই রাজা। এরকম একটা চিন্তা ভাবনা। এইযে এবং যে কারণে তার নেতৃত্বটা আসলে বেশিদিন টেকে না। তাই না? হুম।
হুম, হুম। হুম, হুম। না, না, না, না, না। হ্যাঁ। হ্যাঁ, আসলে এ এখনকার বর্তমান প্রেক্ষাপটে যে নেতাগুলো আসলে আসছে, সেই নেতাগুলোর আ অ্যাকচুয়ালি তাদের পারিবারিক কোন ইতিহাস নেই। পারিবারিক কোন ঐতিহ্য নেই, হ্যাঁ? তারা এক কথায় আমি যদি বলি, সত্য কথা যে এখন সমাজে যারা নেতা বা, নেতৃত্ব দান করে তারা সবচেয়ে টোকাই ছেলেপিলে, টোকাই। তাদের পা আ অতীতের প্রোফাইল খারাপ। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। তারা টোকাই থেকে উঠে আসে এখন নেতৃত্ব দান করে। তো হুট করে তাদের হ্যাঁ, তাদের তাদের কোন শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের কোন ধর্মীয় অ্যা জ্ঞান নেই। তো তে এরা মানুষকে কি নেতৃত্ব দান করবে? আসলে নেতৃত্ব নেতৃত্ব এমন হইতে হবে, নেতা এমন হইতে হ হবে যে, lets go। চলো আমি যাচ্ছি, আমি তোমার আগে আছি। হ্যাঁ? তুমি আমার পিছনে আসো। আমি যখন একটা কাজ করতে যাব, lets go। আসো। আমি যাচ্ছি। হ্যাঁ? এইযে সাহস হ্যাঁ।
একদম, <giggles> হ্যাঁ। হ্যাঁ। আহ হু। হুম। হুট করে। তারা নিজেদেরকে নিয়ে তা দাবি করা শুরু করে। তাই না? এবং হুম। হু। হ্যাঁ। এটাই। হুম। হু হুম, হুম। এই যে সাহস, এই সাহসের কথা যে বললেন, হ্যাঁ এই সাহসটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ গুণ, হ্যাঁ? নেতার ভিতরে।
বড় গুণাবলী। গুণ এবং গুণাবলী, হ্যাঁ। তো আমি যেকোনো একটা কাজে যখন আমি নেতৃত্ব দান দিব বা, নেতৃত্ব প্রদান করবো, তখন আমাকে হইতে হবে যে আমি এই কাজটা আগে করবো। তারপরে না আমার অধীনস্থরা এই কাজটা করবে। সেটাই হলো অরিজিনাল নেতৃত্ব। সেটাই হল অরিজিনাল নেতা। এখন আমি
হ্যাঁ। সেটাই, সেটাই। এখানে যদি আমি একটু যিক যুক যুক্ত করতে চাই যে, আম যদি যেহেতু আপনি বললেন যে, "ধর্মীয় অনুশাসনের বিষয়।" তাই আমি আরকি আমার মাথায় আসলো যে আ যেহেতু আমি ইসলাম ধর্মী এ এবং আ আমাদের অ্যাম আ মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিন্তু এটা বলেছেন যে, "আমরা কাউকে এমন কিছু করতে বলবো না যেটা আমি নিজে করতে পারব না।" তাই না? এমন কি সে আ একজনকে একটা মিষ্টি খেতে দেওয়ার আগে নিজে আগে খেয়ে দেখেছেন, সেটার গুণাগুণ আসলে কেমন? তো সেটাই আসলে এইটাই প্রকৃত একজন নেতা হওয়ার পিছনে মানে আ বড় গুণাবলী, মহৎ গুণাবলী। আমরা যেটা বলবো যে আগে নিজে সেই সংকট বা, বিপদে অ্যা আগে আ আর নেতা থাকবে সবকিছুর আগে নেতা থাকবে এবং আমরা সাহস পাবো যে, না, উনি আছেন। তাই আমরাও সাহস পাবো। যে, হ্যাঁ, আমরা ওনার সাথে আছি। কিন্তু
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। সঠিক, সঠিক। হেওয়ার্ড সঠিক। মত গুণাবলি। হুম, হুম। হুম, হুম। এ এটাই হলো এটাই হলো অরিজিনাল নেতা, নেতৃত্বের গুণাবলী। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার নেতারা কি? নেতারা ঘরে বসে থাকে, ঘরে বসে নে মোবাইলে আদেশ দেয়। "এই যাও, ওই কাজটা করে আসো।"
হুম। <giggles> <giggles> Facebook এ। হ্যাঁ। <giggles>
হ্যাঁ, হ্যাঁ। যে, "যাও ওই কাজটা করে আসো। আরে যাও। আমি দেখবো। কি হয়েছে?" এই এই হল আমাদের সমাজের নেতা।
হুম। সেটাই আসলে। কি বলবো? এই যে, আ শুধু আদেশ করলেই সেটা নেতা, দায়িত্ব সেখানে শেষ হয়ে যায় না। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কাজ হচ্ছে নেতার, যে বিপদে বা সংকটে সম্মুখে দাঁড়ানো। হ্যাঁ? এই যে আমরা কিন্তু বলি যে, সবার কিন্তু কলিজা থাকে না। যে একটা বিপদে উম বুক চিতিয়ে দাঁড়ানোর। এই যে বুক চিতিয়ে দাঁড়ানোর যে ব্যাপার, এটা কিন্তু আমরা নেতার কাছেই আশা করি। বা আমরা কিন্তু তুলনা করি যে, একজন নেতা হবে বাঘের সম। হ্যাঁ? মানে দীর্ঘ এবং সিংহের মতো গর্জন করবে। তো সেই গর্জন আমাদের আ আসলে আমরা আশা করি ১ জন নেশা নেতার কাছ থেকে। অ্যা যেমন আমরা সিংহের সাথে যেহেতু তুলনা করলামই। সিংহ কিন্তু, আ স্বভাবে যা যেমনই হোক সে কিন্তু, বনের রাজা তার গর্জনের কারণে নয়, তার স্বভাবের কারণে। তাই না?
হু, হু। হু, হু। অবশ্যই, অবশ্যই। না, না, না, না। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হুউ। হুঁ, হুঁ। হুঁ, হুঁ। হ্যাঁ। আপনি কি? অ্যা হ্যাঁ, আপনি কি দেখবেন? যে ওই যে, আপনার জিওগ্রাফি যে চ্যানেল গুলো ছিল। সিংহরা কি সিংহ কিন্তু তাদেরও একটা নেতৃত্ব দেয়। কেমন নেতৃত্ব দেয় দেখছেন? এদের প্রত্যেকটা আলাদা, আলাদা জোন ভাগ করা থাকে। হ্যাঁ? তো সেখানে যদি অ্যা কোন পুরুষ সিংহ যায়, তো সেখানকার নেতৃত্ব নিতে গেলে। ঐ এলাকার ঐ এলাকার যে নেতৃত্ব স্থানের যে পুরুষ, তার সাথে কিন্তু যুদ্ধ করা লাগে। তার সাথে কিন্তু যুদ্ধ করা লাগে।
জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। হুম। হ্যাঁ। তার সাথে লড়াই করতে হয়। হ্যাঁ।
তো, এই এই যে অ্যা যারা পশুপাখি বনে জঙ্গলে বাস করে। তাদেরও কিন্তু নেতৃত্বের গুণাবলী, তাদেরও কিন্তু ভালো, ভালো আ উদাহরণস্বরূপ এক্সাম্পল আমরা দিতে পারি। কিন্তু আমাদের সমাজে, মানুষ নামের যারা নেতা যারা নেতৃত্ব প্রদান করে থাকে, তাদের ভিতরে আসলে কোনো মহৎ গুণ, কোনো নেতৃত্বের গুণাবলী, বা কোনো দক্ষতা বা কোনো ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ? বা আ এই ধরনের, এই ধরনের কোনো কিছুই তাদের ভিতরে নাই।
হ্যাঁ। সত্যি। হুম। জি। হ্যাঁ, বিশেষ করে বর্তমান সময়ে আমরা যাদেরকে দেখছি। এই যে বিগত ১ বছরে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো নেতাকেই আসলে আমি নেতা বলতে পারছি না। কারণ তাদের ভিতরে আমি সেই গুনাগুন আসলে খুঁজে পাচ্ছি না। যে একজন নেতা হওয়ার জন্য যেইসব গুণাবলী প্রয়োজন। একজন ভালো উম নেতা আমার মনে হয় যে একজন কেউ, দল গঠন করে দাঁড়ালেই সে নিজেকে নেতা দাবি করছে আজকাল। আ তবে ভালো নেতৃত্বের চাহিদা কিন্তু বরাবরই সবার থেকে ভিন্ন এবং সবাই কিন্তু একটা ভালো নেতৃত্ব আশা করছে। তাই না?
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আছে। হ্যাঁ, আমাদের সমাজে যখনই এই নেতা-নেতৃত্ব তার আদর্শ, নীতি একজন নেতার যে মানবিক গুণাবলী গুলো আছে বিদ্যমান আছে। সেই গুণাবলী সম্মিলিত সব নেতাগুলো যদি আমাদের এই সমাজে তৈরী হয়। ভালো দক্ষ, বিচার-বিশ্লেষণ বা বিচক্ষণ, দক্ষ নেতার যদি তৈরি করা যায় তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন হবে। যখনই যখনই দেখবেন সৎ, যোগ্য নেতা নেতৃত্ব দান দিচ্ছে। সেখানে নিঃসন্দেহ নিঃসন্দেহে তার অধীনস্থ যারা থাকবে তাদেরও লক্ষ্য উদ্দেশ্য ঐ তার নেতার মতোই হবে। তারা তখন দেখবে, যখন একটা জিনিস আপনে আপনে আমি আমাদের এই সমাজের যারা ই দেখেন, আমাদের সমাজের রাজনৈতিক যে নেতাগুলা আছে তারা কিন্তু তার নিম্ন স্তরের যে কর্মী, যে সমর্থক, হ্যাঁ? বা আওয়া নিম্ন পদবীর যে অ্যা লিডারগুলো আছে তাদেরকে তারা কি শিক্ষা দান করে?
হুম। হ্যাঁ। হুম। সত্যিই তাই, সত্যি। হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম।
তারা কিন্তু ভালো কোন কিছু শিক্ষা দান করে না। তারা শিক্ষা দান হ্যাঁ, উল্টা শিখায় দেয় যে ওই জায়গায় সিন্ডিকেট করবা, ওই জায়গায় চাঁদা ধরবা, এই চাঁদার ভাগ আমার এখানে আসবে, হ্যাঁ? এই যে, এই যে তাদের নেতৃত্বের গুণাবলী, তাহলে ওই নেতা তার অধীনস্থদেরকে কি শিক্ষা দেবে? ওই নেতা, ওই নেতা তার অধীনস্থরা আজ চাঁদা ধরছে, আজ আ আ ঠিকাদারি করতে জোর করে নিয়ে নিচ্ছে। আজ অমুকের পুকুরে মাছ মেরে নিচ্ছে। ওই নেতা যখন এগুলোর ভাগই নেয়, তাহলে ওই নেতা কি করবে? ওই নেতা তো তাকে নিষেধ করতে পারবে না। কারণ ওই নেতার চরিত্র সম্পর্কেও জানে।
হুম। না, শিখিয়ে দেয় উল্টো যে, ওই জায়গায় সিন্ডিকেট করবি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সেটাই। হুম। একদম। হ্যাঁ।
ওই নেতার চরিত্র সম্পর্কে জানে যে, আমার নেতা এইটা এইগুলোই পছন্দ করে। আমার নেতা এগুলোই পছন্দ করে। তো সেই নেতা কখনোই তার অধীনস্থদেরকে নিষেধ করার ক্ষমতা রাখে না।
এবং হ্যাঁ। হুম, হুম। হুম। সেটাই আসলে আমাদের সমাজে কিন্তু এরকম অসৎ নেতা দিয়ে, মানে ভরে গেছে, যারা কিনা আসলে সততার ধারে কাছে নাই এবং বেশিরভাগ কিন্তু রাজনীতির যত নেতাগুলো আছে, আমরা দেখলে আ খুব কম হয়তোবা হাতে গোনা ১ জন, ২ জন পেতে পারি, এর বাইরে হয়তো বা, আরেকটা বিষয় আমি বলব যে, এত অসৎ নেতার ভিড়ে, যারা হয়তো বা ভালো বা ভালো কিছু করার চিন্তা করছে, তাদেরকে কিন্তু দাবিয়ে রাখা হয়। যে কারণে তারা উঠতে পারে না। হ্যাঁ?
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, এইটা রাইট। এইটা, এইটা আপনি একটা সবচেয়ে যুক্তি-যুক্ত কথা বলেছেন যে, অ্যা এই অসৎ নেতার ভিড়ে
হুম। জি।
এই যারা ভালো নেতা আছে, তাদেরকে কিন্তু কোনো পদ-পদবি দেওয়া হয় না। তার জ্বল তার জ্বলন্ত প্রমাণ আমার সামনে আছে। তো এরা আমরা দেখেছি যে সেই ব্যক্তিটা সৎ, তার উদ্দেশ্য ভালো, সে মানুষকে কোনো সময় ভুল decision দেয় না, ভুল পথে ধাবিত করে না। অথচ, অথচ সে কিন্তু খুব ভালো। তার background ভালো। তার অ্যা leadership এর দক্ষতা ভালো। তার পড়াশোনা ভালো। সে একজন প্রফেসর। সে স্টেজে উইঠে ভালো বক্তৃতা দিতে পারে। তো এতগুলো গুণে গুণান্বিত অথচ জেলা পর্যায়ে তার কোনো পদ-পদবি নাই।
হ্যাঁ। জি। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। জি। এটাই আসলে। আমাদের এ এই ধরনের আমা আমার মনে হয় যে আমাদের জনগণের এখানে কিছু করার আছে। যেমন ধরেন, আপনার এলাকায় একজন ভালো নেতা আছে। তো সেই এলাকার জনগণের আম দায়িত্ব থাকবে যে সেই নেতাকে কীভাবে আ যে এ যে এলাকা থেকেই সেটা জেলা পর্যায়ে বা কোনো না কোনো ভাবে তাকে একটা মানে, যেহেতু ভালো নেতৃত্বের চাহিদা সব জায়গায়ই আছে, তো সেই জায়গা পর্যন্ত কীভাবে পৌঁছে দেওয়া যায়? হ্যাঁ? আমি বিশ্বাস করি যে অ্যা এমন না যে প্রত্যেকটা মানুষই অসৎ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরেই এমন অনেক মানুষও আছে, যারা একেবারেই অতি সাধারণ এবং যারা হয়তোবা সবসময় আ শুধুমাত্র ঐ যে খেয়ে, পড়ে বেঁচে থেকে একটা ভালো জীবন চায়। তাই না? তো সেই মানুষগুলো কিন্তু আ হয়তোবা ঐ যে সুপ্ত, ঘুমিয়ে থাকা অ্যা সুপ্ত একটা প্রাণীর মতো। কিন্তু যাদেরকে আপনি যদি জাগিয়ে তোলেন, তারা কিন্তু হতে পারে বাঘের চেয়েও ভয়ংকর। তো এই যে আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় যে এখানেই আসলে আমাদের সমাজকে, সমাজের বা আমাদের দায়িত্ব যে তাদেরকে আমরা একটু যদি অ্যা ঠেলে এগিয়ে দিতে পারি।
হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আসলে হ্যাঁ, হ্যাঁ, আপ হুম, হুম। হুম, হুম। হুম। হ্যাঁ, কিন্তু আসলে এখানে, আপনি ইচ্ছা করলেও ঠেলতে পারবেন না। কারণটা হলো আমি বলি, যারা অসৎ নেতৃত্ব দান করে, তাদের পেছনে কিন্তু লোক বেশি থাকে।
<laughs> হ্যাঁ। তা সত্যি, হ্যাঁ।
হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি একজন সৎ, আদর্শবান নেতৃত্বের পিছনে থাকবেন, সেখানে আপনার এ্যা সংখ্যা হবে খুব সীমিত, হাতে গোনা। তো সেই ক্ষেত্রে আপনি এ উনার পিছনে থেকে, উনাকে যে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবেন, এটাও সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের, বললাম তো, আমাদের এই অসৎ নেতৃত্বের ভিড়ে যারা হাতে গুনা কিছু সৎ নেতা আছে, তারাও তারাও আইজকাল হল কোণঠাসা। মানে এদের চাপে কোণঠাসা হয়ে তারা, তারা সত্য কথা বলতে যেয়ে নীরব ভূমিকা, দর্শকের ভূমিকায় জীবন যাপন করছে।
হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হু। সত্যিই তাই, সত্যিই। মানে মাঝে, মাঝে আসলে আ খারাপও লাগে। কিন্তু তারপরেও আমি অ্যা আশা করবো এবং বিশ্বাস করি যে ১ দিন না ১ দিন আমাদের এই দেশে একজন ভালো নেতি নেতৃত্বের নেতা আমরা পাবো এবং যারা ছায়ায় আমরা আলোকিত হইতে পারবো এবং ভালো একটা রাজনীতি আমরা দেখতে পারবো। তাই না?
হ্যাঁ, অবশ্যই। আমাদের অবশ্যই, অবশ্যই। এগুলো হচ্ছে হ্যাঁ, আমাদের এই সৎ, সৎ নেতা নেতৃত্বের চর্চা বাড়াইতে হবে। তাহলেই আমাদের ভালো নেতৃত্বের বিকাশ ঘটবে। আমাদের দেশ উন্নত হবে, জাতি উন্নতি হবে। সর্বোপরি, এ সর্বোপরি সবাই আমরা উন্নত আসনে, অ্যা মানে অধিষ্ট হতে পারব।
জি। হুম। একদম। সত্যি, সত্যি আপনার সাথে আসলে এই বিষয়ে কথা বলেও খুব ভালো লাগলো। আশা করছি অন্য একদিন আপনার সাথে আবার অন্য কোন বিষয় নিয়ে খুব সুন্দর কথা হবে। আ সে পর্যন্ত ভালো থাকবেন। জি, ধন্যবাদ।
হ্যাঁ, কথা হবে। আপনি ভালো থাইকেন। ওকে, শুভ সন্ধ্যা।